আমা আমারও কম্পিউটারে আমি ৯০ সালে হাত দিয়েছি ১ম তখন বুঝতাম না, এমনি তখন খুব জটিল। ডটস ডট এই যে DOS প্রোগ্রামে লিখতে হইতো। আগে অনেকগুলি সূত্র লিখতে হতো তারপর কম্পিউটার অন হইতো, বহু জটিল। আচ্ছা যাই হোক। তো আমার আরেকটা শখ হচ্ছে যে ওই বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা। মানে ইলেকট্রনিস্ক এর সার্কিট, হ্যাঁ? বিভিন্ন রকম বাল্ব-টাল্ব। তো আমার একটা আ আরেকটা শখ আছে সেটা হচ্ছে যে একটা অ মানে কয়েক কিলোমিটার যাইতে পারে এইরকম একটা ট্রান্সমিটার তৈরি করা। একটা করছিলাম, এই কয়েকশ গজ কাজ করে মানে কথা বললে রেডিও তে রেডিও আরকি ট্রান্সমিটার। মানে ১০০-২০০ গজ পর্যন্ত আ বললে রেডিও তে শোনা যায়। কিন্তু আমি এপর্যন্ত এই ধরনের ম মানে মন মতো সার্কিট পাইনি। দেখি তো এই শখটা আমার পূরণ হয় কিনা?
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম, হুম, হুম, বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি আসলে। আম হ্যাঁ, অনেক সময় কি? আমাদের শখ থেকে আমাদের যে কর্মক্ষেত্রের যে বিষয়টা, সেটা কিন্তু গড়ে ওঠে। যেমন অনেক মানুষই কিন্তু আসলে চায় যে আমি যেই বিষয় নিয়ে আসলে আমার শখ বেশি, যেমন আসলে আমি টেকনোলজি মাইন্ডের একজন মানুষ। তো অবশ্যই আমার পছন্দ হবে যে আমি একটুখানি আ কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করি বা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করি, তাই না? আ সেটাই হয়েছে আসলে। ছোটবেলা থেকে গেম খেলতাম। তো গেম খেলতে, খেলতে আসলে মাথার মধ্যে ইয়া জাগতো যে আসলে এই গেম যে খেলি, গেমটা কিভাবে তৈরি হয়? তো আসলে সেই জায়গায় আসলে ঘাটাঘাটি করতে গিয়ে আস দেখতে পারলাম যে আসলে প্রোগ্রামিং করতে হয়। সেখান থেকে আসলে প্রোগ্রামিং শিখা হইলো।
উ আর। হ্যাঁ। উ, উ। হ্যাঁ ঠিক। তা আপনি কি কোনো নতুন আ মানে গেম আবিষ্কার।
হ্যাঁ, হ্যাঁ, আমি গেম তৈরি করার হ্যাঁ, গেম তৈরি করার কাজে আমি যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের গেম আমি তৈরি করেছি আসলে এবং আসলে একি
মানে গেম এর কোনো প্রোগ্রাম করতে পেরেছেন কি এই পর্যন্ত? খুবই ভালো। তো এগুলাতে তো আমার মত মনে হয় কিছু আয়ের উৎস আছে। আপ হ্যাঁ। মানে আপনি একটা গেম প্রোগ্রাম করে দিলেন, হ্যাঁ।
অ্যা হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি আয়ের উৎস আছে। হ্যাঁ, হ্যাঁ। অনেক, অনেক বলতে গেলে অনেক বেশি আয় হ্যাঁ।
তাহলে তো অর অর্থনৈতিক সাইড দিয়েও আপনার কিছুটা কাজ হচ্ছে, হ্যাঁ? কি বলেন?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। এদিক থেকে আমার অনেকটাই আ হচ্ছে এবং আমি ছোটবেলায় কি আসলে YouTube থেকে দেখে শিখা। YouTube-এর পর মনে করেন ফি ফ্রিল্যান্সিং করছি হালকা। ওইখান থেকে টাকা জমায় মনে করেন পেইড কোর্স কিনছি। কোর্স কিনার পর সার্টিফিকেট পাইছি। তখন থেকে আরও বেশি করে কাজ পাই। কাজ পেতে, পেতে অ্যা ২ বছর পর আসলে একটা বন্ধুর সাথে দেখা। তো সেই বন্ধু আমাকে বলল যে "আমাকেও কাজ শিখিয়ে দে।" তো তাকে শিখাইলাম। তো আমরা আস্তে, আস্তে একসাথে কাজ করতে, করতে আসলে ভাবলাম যে এ উম একটা গ্রুপ খুলে ফেলি গেম ডেভলপমেন্ট এর। ওখান থেকে গ্রুপ খুলে মনে করেন একটা এজেন্সি খুলে ফেলছি। ওইখান থেকে মনে করেন একটা বড় ব্যবসা তৈরি করে ফেলতে পারছি। তো এভাবে করে কিন্তু আসলে আমরা আমাদের ক্যারিয়ার চুজ করতে পারি আমাদের শখের থেকে, কি মনে কর
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। তাহলে তো হ্যাঁ। আ

একেতো আপনি অনেক ইয়ে করেছেন। আমার আরেকটা জিনিস আছে কি? আমার মানে আমার এ মহাকাশ সম্পর্কে একটা ইয়ে আছে। আমি নিজের হাতে একটা টেলিস্কোপ তৈরি করেছি অনেক আগে, হ্যাঁ? সেই টেলিস্কোপটা এখনও কাজ করে। তো এই ঢাকায় দেখলাম যে, মানে এ ক্যামেরা গেজেট নামে একটা বসুন্ধরায় একটা খুব বড় দোকান আছে। দেখি মানে খুব মানসম্পন্ন একটা টেলিস্কোপ জোগাড় করলে আমার এই এটাও একটা শখ বলতে পারেন। উম মহাকাশ নিয়ে একটু কাজ করা, হ্যাঁ?
আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি আসলে। একেক মানুষের একেক ধরনের শখ থাকে এবং শখ কিন্তু বিভিন্ন ধরনের হয় আসলে। আপনি যেমন বললেন আসলে আপনার মহাকাশ নিয়ে কাজ করতে ভালো লাগে। আমারও কিন্তু আসলে মহাকাশ নিয়ে পড়াশোনা করতে বে ভালো লাগে আসলে। বিভিন্ন প্ল্যানেট সম্পর্কে জানতে এবং আসলে এই প্ল্যানেট বা এই গ্যালাক্সির বাইরেও কি, কি অবস্থিত রয়েছে বা কি exist করে এ সম্পর্কে আমার জানতে ভালো লাগে। এছাড়াও আমি যদি বলি আসলে শখের ক্ষেত্রে আম আমার বিভিন্ন ধরনের আসলে dark science টাইপের জিনিসপত্র জানতে ভালো লাগে। যেমন আসলে পৃথিবীর যে, বিভিন্ন ধরনের mystery বা ও ইতিহাস বা মিথ। এসব নিয়ে আমার পড়াশোনা করতে বেশ ভালো লাগে, জ্বী।
হ্যাঁ। তো এটা যে হুম। আচ্ছা হ্যাঁ। হু, হুম। হুম। আচ্ছা, আর তাছাড়া এর হালকা পাতলা শখ ভ্রমণেরও আছে। কক্সবাজার, সুন্দরবন এগুলা ঘুরেছি আমি। আর দক্ষিণ ভারতের অ্যাম কিছু জায়গায় ঘুরেছি। তি না? তো বিভিন্ন ইয়া ঐ এটা একটা শখও বলতে পারেন। ওই চিকিৎসার এক রোগীকে নিয়ে গেছিলাম দক্ষিণ ভারতের মানে গাছপালা অবস্থান ওগুলা। আপনি যখন একটা নতুন জায়গায় যাবেন, তখন তার অনেক জিনিস চোখে রাখতে আপনার ঘাস, ঝোপঝাড়, গাছপালার কিছু মিলবে না কিন্তু। মানে বেশি দূর না, দক্ষিণ ভারত তো বেশি দূর না। ধরেন ১২০০ আ বারোশো হা হাজার ১১০০-১২০০ এখান থেকে কিলোমিটার সোজা ধরলে। তারপরও সেখানে দেখলাম যে, সেখানকার ভাষা, মানুষের অ্যা তো ফিগার, তারপরে environment অ্যা সবকিছুই ভিন্ন, হ্যাঁ? তো এটাও আরকি ভ্রমণটাও একটা শখের মধ্যে বলা যেতে পারে। তো এটা ভ্রমণটা হচ্ছে খুব ব্যয়বহুল শখ কিন্তু। আপনি ইচ্ছা করলেই মানে হ্যাঁ, আরেকটা
আচ্ছা। উহ হুম, হুম। হুম। হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হুম, হুম। হুম। হুম। ভিন্ন, হুম। হুম। উ হুম। ভ্রমণ করতে পারেন না আসলে। দরকার, সময় দরকার, হ্যাঁ, টাকার দর
আমার একটা বড় শখ আছে জীবনে সফল হব কিনা? আমার একবার British Museum এ যাওয়ার ইচ্ছা আছে। London এর British Museum হুম। এইটাই জীবনে বড় শখ বলতে পারেন। কিন্তু
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম। হুম।
মুশ মুশকিল হচ্ছে যে, লন্ডনে খুব কঠিন। এখন এ ভিসাগুলো জটিল, হ্যাঁ? আবার অ বিমান খরচ-টরছ, অ হোটেল থাকা। দেখা যাক এই শখটা কতখানি পূরণ হতে পারবেন। আপনি তো বোধহয় সুযোগ পেয়েছেন নাকি বিদেশে যাওয়ার?
হুম। হুম।